হ্যাঁ আসলে আমি মাঝে, মাঝে চেষ্টা করি। আপনি যে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটার কথা বললেন সেটা করার চেষ্টা করি। এটার পাশাপাশি meditation টাও করে থাকি। Meditation করলে হয়তো দেখা যায় যে আমি আমার মে নিজের যে চিন্তাভাবনাগুলো সেগুলো গুছিয়ে নিতে পারি। বা একটা নিরিবিলি পরিবেশে বসে থাকলে মাথার যে জটগুলা রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজেই খুলে যায়। তো এই ২ টা জিনিসের পাশাপাশি আমি কিন্তু একটু প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করে থাকি। দেখা যায় বিকালবেলা বা সকালবেলা হাতে ১ কাপ চা নিয়ে হয়তো জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছি বা নদী দেখছি। তো এটা করলেও হয় কি? stress টা কিন্তু অনেকটাই কমে যায়। আর এটার পাশাপাশি কিন্তু শারীরিক কিছু ব্যায়ামও করা যেতে পারে। যদিও আমি সেটা করি না, কিন্তু শারীরিক ব্যায়ামটাও হয়তো stress কমাতে অনেকটা কার্যকর হতে পারে।
জি। আচ্ছা। জি, জি। জি। তা তো অবশ্যই। ওহহো! জি। তা তো অবশ্যই। জি।